আচ্ছা আপনি খুলনা যদি যান বা ওই এলাকাতে যান মনে করে অ্যা চুই ঝালের খাশি খেয়ে আসবেন আব্বাসের হোটেলে।
আপ ইয়াপ, রিসেন্টলি গেছিলাম। আমার ছোট ভাই আসলে অ্যা খুলনা যে, প্রযুক্তি ইউনিভার্সিটি আছে। ওখানেই লেখাপড়া করে। সো আ এই ওখানে রিসেন্টলি গেছিলাম এবং ওখানে গিয়ে চুঁই ঝালের অ্যা মাংসটা খাওয়ার আর কি অভিজ্ঞতা হইছে।
আচ্ছা। কুয়েট, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ওই একদম আব্বাসের হোটেল থেকেই খেয়ে আসছেন, চুক নগর আর কি।
অ্যা, I think so, হ্যাঁ। <chuckles> আমার খেয়াল নাই নামটা ঠিক করে। তবে হ্যাঁ, ও প্রবাবলি ওখান থেকেই খেয়ে আসছি। আমি আবার অ্যা খুব জলদি হয়তোবা ওখানে যাবো ছোট ভাইকে রাখতে। তো তখন হয়তোবা আরেকবার খাওয়ার অভিজ্ঞতা হবে আরকি।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। খুলনা শহর থেকে বেশি সময় লাগে না তো যাইতে, ১৫ মিনিট মত লাগে যাইতে।
উম! তবে সিটির মধ্যে বলতে কি ইউনিভার্সিটিটা তো আপনার জিরো পয়েন্ট এর ঐদিক থেকে সাম সামান্য একটু ভিতরের দিকে। তো প্রবাবলি ওকে রেখে যাইতে তেমন একটা সময় লাগবে না। অবশ্য খুলনা, খুলনা এরিয়াটা আমার কাছে বেশ ভালো লাগে। ওখানে বেশ পরিষ্কার একটা জায়গা ভাই। আর কোন শহরে আরকি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখি নাই টু বি অনেস্ট।
হ্যাঁ, হ্যাঁ। না, না। আমারও। এখন তো খুব বেশি না বরং এখন আরো রাস্তাঘাটের যে, অবস্থা কাজ চলতেছে অনেক জায়গাতে এবং ময়লার
উম আমি অবশ্য গত ২ ১ মাস যাইনি। ২ মাস আগে গেছিলাম হয়তো ২ একবার ঘুরতে আরকি।
আমিও সে তাঁর আগের কথাই বলছি, আমিও যাই না বেশ কিছুদিন।
উহু।
এখন আর খুব বেশি ঘোরাফেরা করতে ইচ্ছা করে না। অফিসিয়াল কাজে এমনিতেই এত বেশি ট্যুরের উপরে থাকি যে, আর ওই আলাদা করে ঘোরা হয় না।
<chuckles> উম না সেটা ঠিক আছে। আই মিন সবসময় তো আর ঘোরার উপর থাকা যায় না।
তো যাই বলেন অনেক কথা অনেক স্মৃতিচারণ হলো। অনেক ভালো লাগছে এখন। আপনার সাথে কথা বলতে পেরে, আপনার অভিজ্ঞতা জেনে।
এহা। হ্যাঁ, আসলেই মাঝে, মাঝে একটু স্মৃতিচারণ একটু এখানে সেখানে ঘোরার মাঝে, মাঝে প্লান করারও মধ্যেও কিন্তু আলাদা একটা মজা আছে, তাই না?
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই।

বেশ সস্তা তো I mean, পঁয়তাল্লিশ হাজার টাকা -য় ২-৩ দিন ঘোরা খাওয়া-দাওয়া সহ আসলেই তো বেশ আ খারাপ না। হুম।
হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। হ্যাঁ, ২ দিনের ট্যুরে এরকম পড়বে। আর যারা একটু বেশি ৩-৪ দিন যায় হয়তো বা ৭,৫০০ ৮০০০ বা ৳৯,০০০ র ভেতরে আপনার ঢাকা থেকে যাওয়া ওখানে, থাকা, খাওয়া, ঘোরা সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর মনটাও একদম ফ্রেশ। হাওরের ভেতরে নেমে স্নান করতে, করতে পারবেন।
উহু। ফ্রেশ হয়ে যাবে। না, না, না। ভালো বুদ্ধি দিয়েছেন। আমি দেখি চেষ্টা করে দেখবো আসলে ওদিকে যাওয়ার। তো যাই হোক আসলে ভ্রমণে আ এমন কোন স্মৃতি আশে আসে আছে আপনার মানে কোন এক জায়গায় ঘুরতে গেছেন। আ হয়তোবা অনেক আগে কিন্তু তার ওই জায়গাটা স্মৃতি আপনি এখনো আসলে ভুলতে পারেন নাই।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। যেমনটা আপনি বলছিলেন একটু আগে সুন্দরবন আর বান্দরবন <chuckles> এই ২ বন ভাই আমার। আমার জীবনে মনে হয় যে
উহু। <chuckles> I mean আপনি বন প্রিয় মানুষ, তাই তো? <laughs>
বনপ্রিয় না, আমি পাহাড়প্রিয় মানুষ, তবে
ও আচ্ছা হ্যাঁ, বান্দরবন তো পাহাড়ি এলাকা। যাই হোক, মানে বান্দরবনে ১ এর ভিতর ২ বনও আছে, পাহাড়ও আছে।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই ব্যাপারটা হচ্ছে যে, এই ২ টা জায়গাতেই আমার জীবনের অন্যতম সেরা স্মৃতিময় ট্যুর ২ টা আছে। এবং মজার ব্যাপার হল সুন্দরবনেরটা ভয়ালো। আর বান্দরবনেরটা মানে পুরো mind কে চেঞ্জ করে দেওয়ার মতো।
অ্যা হ্যাঁ। উহু। ওহ হো, হো। আচ্ছা, আচ্ছা কেমন ভয়ানক আমি আ আমার নিজেরও সুন্দরবনের একটা বেশ ভালো অভিজ্ঞতা আছে তবে সেটা ভয়ানক কিনা এটা বলতে পারব না। অ্যা আপনার কাছ থেকে একটু শুনি আসলে আপনার সুন্দরবনের অভিজ্ঞতাটা কেমন ছিল?
আচ্ছা, আচ্ছা। আপনারটা একটু বলেন শুনি।

কপাল, আই মিন ভাগ্যবান ভাই। আব আ একটু, একটু ভাগ্যবান না ভাই; আপনি প্রচুর উচ্চ লেভেলের ভাগ্যবান। আমি 1st টাইম আ হচ্ছে কোন এক জায়গায় পরীক্ষা দিতে গেছিলাম। আ মিরপুর ১ এ বোধ হয় না ১০ এ, খেয়াল নাই। আ চিড়িয়াখানা কোথায়; মিরপুর ১০ এ নাকি?
ফাঁকা জায়গা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে। ১ এর পেছনে।
১ এ মিরপুর ১ এ রাইট। মিরপুরে ১ এ পরীক্ষা দিতে গেছি; তো ০.৫ ঘন্টা আছে পরীক্ষা শুরু হওয়ার। তখন আমার বড় ভাই বলতেছে যে, "চল, আ একটু তোকে চিড়িয়াখানাটা ঘোরায় নিয়ে আসি।" আ বললাম যে, "আচ্ছা ঠিক আছে।" ২ জনে গেলাম। ভাই ঢুকে কিছুটা সামনে গিয়েই ভাই "বাঘ" এবং অ আমি সামনে গিয়ে দাঁড়াইছি তখনই হুঙ্কারটা ছাড়ছে।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ।
ভাই ওই যে, যে ফিলিং, আমি তো পুরা একেবারে হতভম্ব হয়ে গেছি এবং
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।
মানে পুরা একেবারে সেই লেভেলের অবস্থা আমার, একেবারে অ্যাড্রিনালিন নেক্সট লেভেল এ উঠে গেছে। ভাই আমি স্বাস্থ্যগোস্ত ওয়ালা মানুষ দৌড়াইতে তেমন একটা পাড়ি না। ওইখান থেকে দৌড় শুরু করছি, পুরা চিড়িয়াখানার এমন একটা জায়গা নেই যেখানে আমি দেখি নাই। ০.৫ ঘন্টার মধ্যে, চিড়িয়াখানা কিন্তু বিশাল বড় ভাই।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, একদম।
০.৫ ঘন্টার মধ্যে পুরা চিড়িয়াখানার প্রত্যেকটা প্রাণী দেখে তারপর বের হয়ে আসছি এবং ৫ মিনিট আগে বের হয়ে আসে এক্সাম এ জয়েন করছি।
বাহ! পরীক্ষাতে ঢুকছেন? আচ্ছা।
জাস্ট এতটা অ্যাড্রিনালিন হ্রাস হইছে ভাই। এই বাঘ হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা। তো আমি আপনাকে আরেকটা কথা বলি যেহেতু আপনি সুন্দরবন যেতে চাচ্ছেন। পরিচিত বা দীর্ঘদিন যাতায়াতের ফলে যখন আ পরিচিত হবেন বা সুযোগ হবে। বাঘকে খোলা অবস্থায় দেইখেন। মানে মানুষ কত ক্ষুদ্র বা আমি কত দুর্বল; এইটা যদি কখনো ফিল করতে ইচ্ছা হয়, কখনো অহমিকা আসে নিজের ভেতরে কিন্তু খোলা বাঘকে দেইখেন।
হু, হু। হু, হু। হুম। হু, হু।

ওহ! দ্যাট মেকস সেন্স। <laughs> দ্যাট অ্যাকচুয়ালি মেকস সেন্স। তারপরে হচ্ছে "পাতারি" আ দেন সামুদ্রিক মাছ বলতে আসলে আরো কয়েকটা ছিল। আ খেয়াল নাই
<laughs> আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা "পাতারি" মাছটা, এইটা ওই যে পাতার মত শাপলা পাতা মাছ বলে। এটা আসলে ১ প্রকারের হাঙর। এটাকে মাছ বলে খাইয়ে ফেলে। আ আ এটা
উ আ স্টিং রে।
হ্যা।
<chuckles> স্টিং রে, এটা তো আ স জানা কথা আসলে, এটা স্টিং রে।
ঐটার একটা ছোট প্রজাতি আরকি। যদিও
হ্যাঁ, হ্যাঁ। স্টিং রের একটা ছোট প্রজাতি। ও! স্টিং রে খাওয়ারও মা অভিজ্ঞতা হইছে আসলে। <chuckles>
হ্যাঁ। আচ্ছা, খুবই চোর বইযুক্ত এবং গন্ধযুক্ত একটা মাছ।
হ্যাঁ, কিন্তু বেশ টেস্টি ছিল আরকি। যখন খেয়েছি, তখন অবশ্য আ তখন কো কোন ক্লাসে পড়ি? ক্লাস 4 এ না, 5 এ যেন পড়ি। তো ঠিক মতন হয়তো মনে নেই ওর স্বাদের কথাটা। কিন্তু আসলে খুলনার বাইরে এলে না? এদিকে এলে বিশেষ করে আ খুলনা থেকে বেরিয়ে গোপালগঞ্জের দিকে এলে, এদিকে আসলে ওই ধরনের মাছগুলোর আরকি দেখা তেমন একটা পাওয়া যায় না, তাই উম আ জিনিসগুলা বেশ মিস করি আরকি।
হ্যাঁ, হ্যাঁ। আপনি ঐ দিকে যদি যান এখন গেলে পাবেন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। বুঝতে পেরেছি। আচ্ছা। তবে এইবার যদি যান, এখন গেলে ১ টা মাছ পাবেন, যেটা আমার মনে হয় না সারা বাংলাদেশে আর কোথাও এইভাবে চলে বা পাওয়া যায়, সেটা হচ্ছে "পার্শে" মাছ।
হু, হু। হু, হু। কোনটা?
পার্শ্বে, পার্শ্বে।
পার্শে? আ কখনো শুনেছি বলে মনে হয় না। কি আ উফ কিন্তু এ এ এব অলমোস্ট এমনই নাম, "ফলসি" মাছ নামের একটা মাছের নাম শুনছি।
হ্যাঁ, হ্যাঁ, "পার্শে" মা এটা কিছুটা "বেলে" মাছের মত দেখতে। আ হ্যাঁ, হতে পারে। "ফলসে" মাছ আলাদা বা "খলসে" মাছ আছে, ছোট্ট কই মাছের মতো
উউ! খলসে, ফলসে একেক জায়গায় একেক রকম বলে। আমার খেয়াল নেই ঠিক মতন। লোকাল নাম তো, জায়গা চেঞ্জ এ বার, বার চেঞ্জ হয় নাম। একেকটা জিনিসে একেক রকম করে ডাকে আরকি।
হ্যাঁ, হ্যাঁ। এইটা রয় নামাজ বা ছোট। জ্বি, জ্বি। আর আমি "পার্শে" মাছের কথা বত বলছি। এটা "বেলে" মাছের মতো চ্যাপটা সাইজের, খেতে দুর্দান্ত সুস্বাদু।
হু, হু। উঁ, হুঁ।

উম বেশ একটু প্রবলেমেটিক ব্যাপার এটা। আ যাই হোক ভাবছিলাম কি যে, কোথাও একটা ট্যুর দিয়ে আসা যায় কিনা। যেহেতু লোডশেডিং চলতাছে, কাজও করতে পারতেছি না। কোথাও একটা ঘুরে আসা যায় কিনা তাই ভাবতেছিলাম। এখন
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। কোথা থেকে? কোথার থেকে? কোথায় ঘুরতে যাইতে চান আসলে?
উম, সেটাই তো, সেটাই তো আমি ভাবছিলাম কি যে, একটু সুন্দরবন দিয়ে ঘুরে আসি। আসলে ছোটবেলায়, হ্যাঁ, আসলে ছোটবেলায় একবার গেছিলাম সুন্দরবন। তারপরে আর কখনো আরকি সেভাবে ঘুরতে যাওয়া হয় নাই সুন্দরবনের দিকে। তো
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। এই, এই সময়। আচ্ছা। ওকে, সুন্দরবন যাওয়ার জন্যে এখন আ খুবই অনুপযুক্ত সময়। আর কিছুদিন পরে বা কিছুদিন আগে সময় ভালো ছিল।
হু, হুম। অ্যা আই মিন আমি বেসিক্যালি বন দেখতে যাইতে যাচ্ছি না। আমি জাস্ট
আচ্ছা।
অ্যা একটু রিল্যাক্সিং টাইম কাটাইতে যাইতে চাচ্ছি টু বি অনেস্ট। সো
আচ্ছা। তাহলে আপনি এক কাজ করেন। এখন যেহেতু বৃষ্টি শুরু হইছে, বিভিন্ন জায়গায় জলের পরিমাণ, হাওর ভরতেছে। আপনি নিকলি চলে যাইতে পারেন, কিশোরগঞ্জ। টাঙ্গুয়ার হাওরেও যাইতে পারেন।
হ্যাঁ? হ্যাঁ। হু, হুম। ও। রাইট, রাইট, রাইট। ভালো কথা বলছেন। আ হ্যাঁ, আমিও শুনেছি। কোথায় যেন ২ ৪ টা ভিডিও দেখলাম। আমি ভাবতেছি যে, আসলে জায়গাটা কোথায়। ক হ্যাঁ?
দুর্দান্ত জায়গা কিন্তু। আচ্ছা। হ্যাঁ, ঐখানে এখন সিজন শুরু হইছে তো। ওখানে এখন সিজন শুরু হইছে ঘোরার। তো বিভিন্ন ট্রাভেল বোট যেগুলা আছে, ওরা এখন প্রমোশন করতেছে। এখন আসলে দুর্দান্ত পরিবেশ ওইখানে। আপনি ওইখানকার যেকোনো একটা হাউস বোট এ ২ ৩ দিনের একটা টুরে চলে যান। পুরো হাওড়ের উপরে থাকবেন। টাঙ্গুয়ার হাওড়ের উপরে। খাওয়া-দাওয়া সবকিছু নিজের মত। আলাদা রুম বোটেই আছে। জমজমাট পরিবেশ থাকবে।
আও! হু, হুম। হু, হুম। হু, হু। বাহ!